এ এ প্রথমতই হচ্ছে যে শুরুতেই সহজ ছিল না এবং শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল। আ তবে শুরু করাটা অনেক আ প্রয়োজন ছিল। প্রত্যেকের এই শুরু করাটা আসলে দরকার। এবং বর্তমানে যে এটি আমাকে শুধুমাত্র আমার ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা করেছে তাই নয়। বরং এটা অ এই অঞ্চলের একটা গৌর গর্ব হয়ে গেছে। অনেকেই বলে যে ওখানকার সবজি সংগ্রহ করব, কারণ ওখানে আ হচ্ছে কীটনাশক বেশি ব্যবহার করা হয় না। আ স্থানীয়ভাবে যে, হ্যাঁ, অর্গানিক পদ্ধতিতে সেখানে সবজিগুলো চাষাবাদ হয়। তো এজন্য এ এলাকাতেও আমার একটা সুনাম রয়েছে। আ সুতরাং আ নিজের জায়গা থেকে একটা আত্মতৃপ্তি বোধের জায়গা তৈরি হয়েছে।
অবশ্যই। হুম, হুম। বাহ! দারুণ। একদম অর্গানিক, না? হুম, বাহ! দারুণ বিষয়। <chuckles> অবশ্যই, অবশ্যই। সত্যি এটা কিন্তু বেশ ভালো লাগে। যে নিজের দিয়ে, নিজের থেকেও কিন্তু একটা অন্যরকমের ভালো লাগা বা ভালো একটা অনুভূতি কিন্তু আসলে চলে আসে। তো আরেকটা জিনিস আসলে আপনা আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে এই যে ধরুন ও যে, বাগান করতে গিয়ে আপনি তো অনেক ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে গিয়ে সুন্দর করে একটা বাগান করলেন। তো নতুন যারা আসলে করতে চায় তাদের জন্য আসলে আপনি কি বলবেন?
জি, ঠিক তাই। জি। শুরু করাটা খুবই জরুরি। অ অনেকে, অনেক কিছু প্রত্যাশা করে আগে থেকেই ভেবে রাখে যে, আমি এখান থেকে অনেক কিছু পাবো, বা প্রত্যাশাটা বেশি থাকে। এই প্রত্যাশার জায়গাটা বাদ দিয়ে আসলে, সর্বপ্রথম আগে শুরু করাটা উচিত। ছোট্ট পরিসরে হলেও শুরু করা উচিত। তারপর ধীরে, ধীরে অভিজ্ঞতা যত বাড়ে, আ তারপরে যেন সেটা বড় করার চেষ্টা করে। তো আমি যারা বাগান করতে আগ্রহী কিংবা পরবর্তী প্রজন্ম বা আমার সহকর্মী বা আমার সহযোদ্ধা যারা বন্ধুবান্ধব, তাদেরকে আমি প্রায়শই বলে থাকি, শুরু করো, যদি কখনো মনে হয় যে, অভিজ্ঞতার প্রয়োজন আমাকে বলতে পারো, কিংবা যারা আ আসলে এসব বিষয় জানে তাদের পরে শরণাপন্ন হও। হুম।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। উ বাহ! উ হু। বাহ! দারুণ, দারুণ। এই জিনিসটা শুনে আরো বেশি ভালো লাগলো। <chuckles> এ যে আপনি একদমই স্বতঃস্ফূর্তভাবে আ রেডি আছেন বা প্রস্তুত আছেন কাউকে সাহায্য করার জন্য। সত্যি এই বিষয়টা শুনে ভীষণ ভালো লাগলো। আপনার দৃষ্টিকোণটা সত্যি প্রশংসনীয়। আ তবে এই যে আসলে বাগান করা নিয়ে আপনার যে একটা অভিজ্ঞতা, আপনি আ বিস্তারিত বর্ণনা করলেন, সত্যিই শুনে বেশ ভালো লাগলো। কারণ শুরুটা সহজ ছিল না। সেখান থেকে বিভিন্নভাবে আসলে শিখ শিক্ষা গ্রহণ করলেন, বাগান বিষয়ে। তারপরে আবার আ ব্যক্তিগত মানে আ সেটা প্রয়োগ করলেন এবং আস্তে, আস্তে ছোট একটা বাগানকে ধীরে, ধীরে সমৃদ্ধ করে তুললেন এবং সেটা আপনাকে যেমন একইভাবে আ শোভা বৃদ্ধি করছে, আপনার বাড়ির চাহিদা মেটাচ্ছে। আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। সত্যি বিষয়টা বেশ দারুণ লাগলো। খুব সুন্দর করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিশ্চয়ই। হুঁ, হুঁ। জ্বি, জ্বি।

বাগানের মধ্যে যেটা হয়, আমি আসলে মাটিতে বাগান করছি নাকি ছাদে বাগান করছি এরকম একটা বিষয় নিয়ে ১ম এই দ্বিধায় ছি ছিলাম। তো আমার ২ জায়গায় আমাদের সুযোগ ছিল। বিশেষ করে আমার বাড়িতে বেশ একটা বড় অ জায়গা রয়েছে। আ সেখানে আ যে আমি ইচ্ছে করলে বাগান করতে পারি আ এরকম একটা পরিচর্যার জায়গা থেকে আমি একটা বাগান আগে পরিদর্শন করে এসেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি শুরু করার আগে আমার এই বিষয় নিয়ে আসলে জ্ঞান হওয়া বাস্তবিক জ্ঞান হওয়া প্রয়োজন। তো এখানে আ দুটো জায়গা রয়েছিল, একটা সংগঠন ভিত্তিক একটা ফার্ম রয়েছিল বড়। আর সেখানে আমি ১ দিন গেলাম অভিজ্ঞতা অর্জনের জন্য। অফিসিয়ালি তাদের অফিসে যোগাযোগ করলাম যে, "আমাকে একটু অ্যা আপনাদের সঙ্গে একটু সময় দিতে হবে এই বিষয়টা নিয়ে।" এবং আগ্রহ প্রকাশ করলাম। এ এটা সত্যি যে যদি কেউ ভালো কিছু করতে চায় অনেকে আগ্রহ প্রকাশ করে এবং সে আগ্রহে সাড়া দেয়। আ তো আমি বাগান করা শুরু করার আগে আমার অভিজ্ঞতা সঞ্চয় করা শুরু করলাম। সেখানে আমি ১ম এ গেলাম একটা সংগঠন যেমনটি বলছিলাম। এরপর উপজেলা কৃষি অফিসারের সঙ্গে আমি ১ দিন দেখা করেছিলাম যে, "আমি খুব ছোট্ট হলেও একটা বাগান তৈরি করতে চাচ্ছি ফুলের, ফলের এবং আ ফসলের। আ ত কিন্তু আমার একটা জায়গাও রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে একটা আমার ট্রেনিং দরকার। আপনি যদি আমাকে কোন একটা ট্রেনিং দিতে পারেন।" তো উনি বললো যে ঠি "আমাদের কাছে ট্রেনিং হলে, আপনি না নাম ঠিকানা দিয়ে যান। আমি আপনাদের খোঁজ করবো। তবে আপনার সবচেয়ে ভালো হয় যে আপনি একটু আ যুব উন্নয়ন প্রশিক্ষণে যান।" তো এইভাবে আমি আসলে বিভিন্ন জায়গায় গেলাম অভিজ্ঞতা অর্জনের জন্য। জি।
আচ্ছা। হুম। হুম। আচ্ছা। বাহ! অবশ্যই। আচ্ছা, আচ্ছা। উম বাহ! হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। উম বাহ! আচ্ছা, আচ্ছা। সত্যি এটা কিন্তু বেশ দারুণ লাগছে যে হ্যাঁ, হ্যাঁ। আসলে একটা কিছু শুরু করার আগে কিন্তু সেটা সম্পর্কে একটা বিস্তারিত আ জ্ঞান কিন্তু আসলে আহরণ করাটা ভীষণ জরুরি। আ কারণ দেখা যাচ্ছে যে অবশ্যই সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করার জন্য সেটা সম্পর্কে আ জানা থাকলে কাজটাও স করতে সুবিধা হয় এবং কাজটাও অবশ্যই ভালো হয়। তো আপনি যেমনটা আসলে বলছিলেন যে আপনি বাগান করার জন্য আসলে আ তা বাগান করার যে তথ্যগুলো, সেগুলো জানতে আসলে যে যেভাবে আপনি উপায় অবলম্বন করছিলেন। সত্যিই বেশ দারুণ লাগলো শুনে। তবে আসলে আ আপনি কোথায় তার পর পরবর্তী সিদ্ধান্ত আসলে কোথায় আপনি বাগান করার সিদ্ধান্ত নিলেন? এবং আ শুরুটা আসলে কিভাবে করলেন?
ঠিক তাই। হুঁ, হুঁ। উঁহুঁ। এ এরপরেই আমি একি যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে আমার ১৫ দিনের একটা ট্রেনিং পেয়েছিলাম আ এবং যেটা আমার জীবনে খুব উ উদ্বুদ্ধ করেছিল বাগান করার জন্য। এবং আমার এক বন্ধু ছিল তার একটা উ বাগান ছিল। আ সেখানেও ১ দিন আমি গেলাম। তার বাগানটা বড় পরিসরে ছিল। অ্যা কিন্তু তার ছিল সবগুলো হচ্ছে সবজির বা আ বাগান আরকি। যে আ মানে তিনি অ কালো horticulture এর মতো একটা জায়গা থেকে বড় একটা ইয়ে করেছিল বাগান। তো উনি বললো যে, "এত বড় করে তোমার করার দরকার নেই। তুমি এখন ২ টো জিনিস করো। একটা হচ্ছে আ মরিচের জন্য একটা তুমি ইয়ে করো। আরেকটা হচ্ছে তোমার টমেটোর জন্য করো। আর পাশাপাশি ২, ১ টা তুমি ফলের চারা এ কাও জা জায়গাগুলোতে রা রোপণ করার চেষ্টা করো।" তো ওখান থেকে ঘুরে এসে আমি সর্বপ্রথম একটা আ ম আমার এখানে বাগানে শুরু করেছিলাম যে একটা মরিচের একটা জায়গা করেছিলাম। আরেকটা হচ্ছে টমেটোর। এখান থেকে আসলে বাগান আমার শুরু হয়েছিল এবং উৎপাদন আসা যখন শুরু হলো তখন আমার মাইন্ডটা অনেক বড় হয়ে গেল। আমি মনে করলাম যে, "হ্যাঁ, এখন আমার যুক্ত করা উচিত ছোট, ছোট বিষয়গুলো।"
আচ্ছা, বাহ! <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, বুঝতে পেরেছি। বাহ! দারুণ। <chuckles>

বর্তমানে যদি আমি বলি যে আমার এই বাগানে শুধুমাত্র আ ফল বা ফুলের গাছ না, কিংবা সবজির গাছ না, এটার মধ্যে আমি চতুর্মুখী প্ল্যান করেছি। আ কোথাও, কোথাও মাটি দিয়ে আমি ছোটো, ছোটো টবের মধ্যে বিভিন্ন চারা রোপণ করেছি শুধুমাত্র এই চারাগুলো আমার আ এ এই বাগানেই থাকছে না। বরং এগুলোকে আমি স্থানান্তর করছি বিভিন্ন সময় ছাদে নিয়ে যাচ্ছি। এবং কখনো, কখনো কিছু জায়গায় আমি বাজারজাতকরণ শুরু করেছি এবং টবের বিভিন্ন চারা এখন আমার বাজারজাত হয় বিভিন্ন সময় এবং অনেকেই আমার বাগান দেখতে আসে। আ সেখানে এসে ফুল ফল বীজ এগুলো সংগ্রহ করে নিয়ে যায়। এবং এখ এখন আমি বাণিজ্যিকভাবে এখান থেকে অনেক টাকা পয়সা রোজগার করা ইতিমধ্যেই শুরু করেছি। এব <chuckles> এবং আ হ্যাঁ।
আচ্ছা। উ বাহ! হুম, হুম। আচ্ছা। বাহ! দারুণ তো। হুম। বাহ! চমৎকার। এটা কিন্তু একটা দারুন <giggles> ব্যাপার হয়েছে। কারণ ছোট্টভাবে শুরু করেও, মানে শখের দিক থেকে শুরু <chuckles> করেও কিন্তু দেখা গিয়েছে যে, আ সেখানে এখন একটা ভালো পর্যায়ে আসলে আপনি চলে গিয়েছেন বাগানটা করতে গিয়ে। আ সত্যি এটা কিন্তু বেশ দারুণ লাগছে শুদে এ আ এটা স্বাবলম্বী হওয়ারও কিন্তু একটা আ মানে উপায় হতে পারে। কারণ বাগান করা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। সেখান থেকে বিভিন্ন ধরনের নেআ ভালো, ভালো, কিন্তু আসলে আ মানে সুযোগ হয়ে যেতে পারে আ ইনকাম এর। তো সত্যিই দারুণ লাগছে। তো উম আপনার বাগানে আসলে আ আপনার পছন্দের আ তালিকায় সবচাইতে বেশি আ পছন্দ হয় কোন ধরণের আ গাছগুলো? যদি বলতেন?
নিশ্চয়ই। ঠিক তাই ঠিক তাই নিশ্চয়ই তাই। হ্যাঁ, আমি ২ টা জিনিস আমাকে খুবই বেশি আকৃষ্ট করে। প্রথমত হচ্ছে সবজির বাগানগুলোতে যখন ফসল আসতে শুরু করে। এটা আমাকে অ্যাট এ টাইম কিন্তু একটা শোভাও দেয় এবং অর্থনৈতিক একটা সাপোর্ট দেয়। <scoffs> তো এই অর্থনৈতিক সাপোর্টের ফলে আমার যে খরচগুলো হয়ে যায় বাগান করতে। সেটার কিন্তু খরচের টাকাটা অনেক সময় উঠে আসে এবং অনেক সময় সেই খরচের টাকা বাদ দিয়েও কিন্তু অনেক সময় আমার আবার অতিরিক্ত মুনাফা হয়। এইটা আমাক খুব ভালো লাগে। আর আমার মনোরঞ্জনের জন্য আমার আ হচ্ছে উম ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য অনেকগুলো ফুলের চারা আমি লাগিয়েছি। এগুলো শুধু আমাদের শোভায় বৃদ্ধি করে না, বরং এগুলো যে টবে করে যেগুলো লাগানো আছে এর মধ্যে অনেকগুলো বিক্রি করা যায়। এবং উভয় পাশ থেকেই আমার এটাকে উপকারিতা করে। একটা এস শোভা বাড়ায় মনের খোরাক, <chuckles> আরেকটা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর জায়গায় খরচগুলো তুলে আনতে সহযোগিতা করে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বাহ! সত্যি। উ, হুম। ফুলেস হ্যাঁ, হ্যাঁ। <chuckles> মুনাফা হয়, হ্যাঁ, ঠিক বলেছেন সত্যি এটা দারুন ব্যাপার। হুম, হুম। আচ্ছা। হুম। বাহ! দারুণ। <chuckles> সত্যি, সত্যি, এটা কিন্তু বেশ দারুণ লাগছে শুনে আ যতই শুনছে ততই ভালো লাগছে। কারণ আ আপনার এই বাগান করার যে শুরু থেকে আসলে যত উ আ ভেতরের দিকে যাচ্ছেন তত ভালো, ভালো, জিনিসগুলো <chuckles> আসলে আ জানতে পারছি। সত্যি বেশ দারুণ একটা ব্যাপার। আ কারণ আ ফুল এক একই সাথে শখ মিটছে, বাড়ির শোভা বৃদ্ধি পাচ্ছে। আ আবার দেখা যাচ্ছে যে, অর্থনৈতিকভাবেও কিন্তু আ বেশ খানিকটা সেখান থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। আ তো উম এই যে, যে, আসলে বাগান করা আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে শুধুমাত্র আ শখেই আ ঠিক আছে নাকি দেখা যাচ্ছে যে, এটা একটুখানি বাণিজ্যিক পর্যায়ে চলে গেলে দেখা যাচ্ছে তখন আরো বাগান করা সম্পর্কে মানুষ আরো বেশি উদ্ভূত হয় এবং আ আরো বেশি আসলে তাদেরকে জানতে হয়। আ কি কি, মনে হচ্ছে এই ব্যাপারটাতে?
উঁহুঁ। জ্বি, জ্বি। জ্বি। উঁহুঁ। নিশ্চয়ই।